উম সেটা বলতে গেলে আমার এক টিচারকে আমার আ থ্যাংকস দিতে হয়। উনার নাম, আমাদের একজন প্রফেসর ছিলেন। আমি যখন বিবিএ পড়ছিলাম চট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো উনার নাম ছিল 'হারিসুর রহমান হাওলাদার।' তো উনি অসাধারণ একজন টিচার ছিলেন। মানে স্টুডেন্টদেরকে এত সুন্দর করে inspire করতেন। তো উনারই একটা আ কোর্স এ একটা আ প্রেজেন্টেশন দিতে হত। তো প্রেজেন্টেশনটা ছিল আমাদের অনলাইন বিজনেস নিয়ে। তো আমরা যক আমি যখন আর কথা বলছি তখন কিন্তু অনলাইন বিজনেসটা আসলে অতটা বেশি ফেমাস ছিল না, আরকি যে পেজ করা, নতুন একটা পেজ তৈরি করা এইসব ব্যাপার নিয়ে একটা আমাদের আম প্রেজেন্টেশন উনি নিয়েছিল। হ্যাঁ, প্রেজেন্টেশন বলতে পারেন। একটা কোর্স এর একটা প্রেজেন্টেশন। যে একটা অনলাইন পেজ করো, কোন একটা প্রোডাক্ট এর। প্রোডাক্টটা তৈরি করতে হবে এবং সেটা প্রেজেন্ট করতে হবে যে তোমার প্রোডাক্টটা কেন কেউ কিনবে? কোন uniqueness আছে কিনা। তো আমি সবকিছুই খুব ভালো পারছিলাম। সবকিছুই করেছি। পেজ রেডি করা হ্যান-ত্যান যা, যা করতে হয়। কিন্তু যখনই ওইটাকে প্রেজেন্ট করতে বলা হয়েছে আমি ভীষণ রকম ভয় পাচ্ছিলাম। মানে আমি স্যারকে একদিন পার্সোনালি বলেছি যে স্যার "আমি আসলে প্রেজেন্টেশন এর ব্যাপারটা আ মানে পারব না। আমি খুবই ভয় পাচ্ছি বা আমার কাছে আমি খুবই সাই ফিল করি।" তো উনি আমাকে বলল যে "সাই ফিল করার কোন দরকার নেই। তুমি দরকার হলে বাংলায় বলো। ইংরেজিতে বলতে হবে না। তুমি তোমার বাংলায় তোমার প্রোডাক্ট টাকে তুমি কিভাবে আ সেল করতে চাও তুমি সেটা বলো।" তো উনি আমাকে সেই অভয়টা দিয়েছিলেন যে "এটা করো। at least তুমি বলো। হুম? 'তুমি তোমার প্রোডাক্ট টা প্রেজেন্ট করো।" তো ওই অভয়টাতেই আমি আসলে খুব সাহস পেয়েছি এবং আমি আমার মনে আছে এখনো যে আমি ফুল প্রেজেন্টেশনটা আমি ইংরেজিতে দিয়েছি। আমি আমি খুবই অবাক হই এখন ভাবলে। যেখানে আমি বাংলায় কথা বলতে ভয় পাচ্ছিলাম। সেখানে আমি পুরো প্রেজেন্টেশন টা দেখা গেছে ইংরেজিতে দিয়েছি। এবং আমরা আমাদের গ্রুপটাও ওই প্রে ঐ দিনের প্রেজেন্টেশনটার মধ্যে বেস্ট হয়েছিল। তো ঐ এরপর থেকে আমি এখন বুঝি যে প্রেজেন্টেশন দিতে বা কোন কিছু কারো সাথে কমিউনিকেট করতে আমার আর ওরকম আসলে ভয় হয় না। হ্যাঁ, তো ওটা আমার মানে confidence level টা বাড়িয়ে দিয়েছে বলতে পারেন। <chuckles>
আচ্ছা। আচ্ছা। জি, জি। বাহ! ওকে। উহু। সেমিনার, আচ্ছা। আচ্ছা। জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। পারবেন না। <chuckles> আচ্ছা। ওকে। হু, হু হুম। জি, জি। বাহ! এটা তো সুন্দর। <chuckles> জি, জি। হু, হু, আচ্ছা। আর ভয় পান না। আচ্ছা এটা কিন্তু বেশ ভালো। উ জি, জি। এটা খুবই সুন্দর একটা উদাহরণ যে আসলে আপনার যিনি শিক্ষক ছিলেন তিনি আসলে আপনাকে এই বিষয় নিয়ে অনেকটা সাপোর্ট দিয়েছিল। যেমনটা বললেন যে এমন একটা সময় ছিল যে এখানে আসলে আপনি এই যে স্টেজ এ উঠে যে, আপনার বক্তব্য দিবেন সেই সাহসটাও আপনি পেতেন না। তো আসলে তিনি আপনার যে সাহসটা জাগিয়ে দিলো এবং নিজের মধ্যে এই যে শক্তিটা বা নিজের মধ্যে, যে একটা প্রবণতা কাজ করত যে আপনি পারবেন কি পারবেন না সেটা আসলে আপনি কাটিয়ে উঠলেন এবং সেটা অনেকটা প্রশংসনীয় একটা বিষয় যে আপনি আপনার ভয়টা কাটিয়ে উঠলেন। এবং এসব পরিস্থিতিতে আসলে শক্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় দেখা যায় অনেকে যখন নতুন কাজ কোন একটা কিছু করতে যায়, সেটা আপনি হোক বা পরিবারের যেকোনো সদস্য হোক আপনার আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব। তারা দেখা যায় বুঝে উঠতে পারে না কি করবে বা তারা এই যে outcome বা রেজাল্ট কি হবে সেটা নিয়ে একটু চিন্তিত থাকে যে যদি কোন কারণে ফেইল হয়। এবং এই যে আসলে ব্যর্থ হওয়ার একটা প্রবণতা তাদের কাজ করে এবং এটা কিন্তু তাদেরকে অনেকটা দুর্বলও করে দেয়। তো আপনি বিষয়টা আসলে কিভাবে দেখেন, এব এবং আপনি তাদের উদ্দেশ্যে আসলে কি ধরনের পরামর্শ বা উপদেশ দিবেন?
<chuckles> একেবারে। হুম। হু, হু।

আ আমার কাছে মনে হয় নতুন যে সে যেই হোক, সে আমার বন্ধু হোক, ক কলিগ হোক বা আমার আত্মীয়স্বজন যেই হোক, নতুন কোনো কাজ শুরু কর করার আগে আ আমার কাছে যেটা মনে হয় সে কোন ধরনের কাজে আসলে নিজে পারদর্শী, হুম? সেটা আগে একটু বেশি ভে ভেবে নেওয়া দরকার। যে কাজে সে আসলে পারদর্শী না, সে কাজে যাওয়ার আগে আ আমার কাছে মনে হয় যে একটু অ্যা নিজেকে ওই ব্যাপারে ঝালাই করে নেওয়া উচিত। ধরুন যে আমি একটা ব্যবসা শুরু করবো। হ্যাঁ? আমি একটা রেস্টুরেন্ট এর ব্যবসা শুরু করতে চাই, হুম? কিন্তু আমি রেস্টুরেন্টের ব্যবসায় কিছুই জানি না। কোত্থেকে গ্রোসারি কিনতে হয় বা কিভাবে ক রান্না করে হ্যাঁ, মানে আ বেশি দিন ধরে রাখা যায় বা এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, মানে ক সেফ কত কোনখানকার সেফ হলে ভালো হয় বা বিভিন্ন জিনিস আরকি। রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্ট খুলতে গেলে তো <smacks lips> অনেক কিছুই অ্যা লাগে। তো হ্যাঁ, একেবারেই। তো আমি আমিও তাকে সাজেস্ট করব, তুমি যদি সেটা না জানো এই ধরনের একটা রিস্কি প্রজেক্ট আসলে না যাওয়াটাই বেটার। তো আ সেক্ষেত্রে যদি যেতেই হয় অবশ্যই সে ব্যাপারটা নিয়ে আগে হয়তোবা কোথাও ইন্টার্নশিপ করা বা ক ক যারা রেস্টুরেন্ট বিজনেস এর সাথে আছে তাদের সাথে একটু কথা বলা। নিজেকে ঝালাই করে নেয়া। এরপরে হচ্ছে ওই জায়গাটাতে যাওয়াটা আমার মনে হয় বেটার। কারণ আ ওইযে শক্তি বা দুর্বলতার মাঝামাঝি জায়গায় থেকে যারা নতুন প্রজেক্টটা হাত দিতে যায়, তারা কিন্তু ফেইলড হয় মেক্সিমাম ক্ষেত্রে গিয়েই। মানে কোনো ব্যাপারে দেখা যাবে যে একদমই আইডিয়া নেই। আবার কোনো ব্যাপারে দেখা যাবে যে অতিরিক্ত আইডিয়া আছে। দুটোর কোনোটাই কিন্তু ভালো না। একটা মিড লেভেলে থাকলে আমার কাছে মনে হয় সেটা নিয়ে আগানো সবথেকে বেটার।
আচ্ছা। হু, হু। জি, জি। এটাও ঠিক। আয়োজন করতে হয়। হুম। আচ্ছা। চিন্তা করতে হয়। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, জি। এটাও ঠিক। হু, হু। আসলেই ঠিক। এ মানে কা বিষয়টা ভালো হয় আরকি এবং এসব পরিস্থিতিতে আপনি যেমনটা বললেন, যে রিস্ক এর একটা ফ্যাক্টর থেকেই যায়। যারা আসলে তেমন একটা পারদর্শী না বা যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, তারা দেখা যায় নতুন কিছু করতে গেলে স্বাভাবিকভাবে তাদের এইযে আপনি যেমনটা বললেন, যারা সিনিয়র রয়েছে বা যারা যেই কাজে অভিজ্ঞ তাদের থেকে আসলে পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজ আগে এইযে প্র্যাকটিক্যাল বা ইন্টার্নশিপ করাটা খুবই ভালো একটা বিষয়। যাতে করে সে একটু আইডিয়া পায় যে আ কি, কি এক্সপেক্ট করা যায়। যেমনটা বললেন আরকি রেস্টুরেন্ট বিজনেস থেকে শুরু করে এবং অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এইযে বেশি জানলেও আবার সমস্যা। তো শক্তি আর দুর্বলতার মাঝামাঝি যেটা আসলে মানে ফলপ্রসু একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে সেটাই আসলে সবার মাথায় রাখা দরকার। অনেক সময় দেখা যায় অনেকে এইযে দুর্বলতা যখন অনুভব করে হয়তো আ অনেক ক্ষেত্রে হয় পারিবারিকভাবে বা কাজে কর্মের ক্ষেত্রে অনেকেই আসলে দেখা যায় আ নিজেকে শান্ত রাখার জন্য অনেক কিছুই করে। সেটা আ পরিবারের সাথে আলোচনা হোক বা <clears throat> ব্যায়াম হোক বা এইযে হাঁটা চলা বা নিজের শখের কোনো কিছু তো আপনার ক্ষেত্রে আপনি সাধারণত কি, কি করেন যখন এই পরিস্থিতিতে পড়েন?
হু, হু। হুম। একেবারে।